ইদানিং আমি একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বুঝতে পারতেছি না, আসলে আমার কি করা দরকার? কিভাবে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো? আমাকে কি কেউ এই বিষয়ে একটু সাহায্য সহযোগিতা করবে? কেউ একটু পরামর্শ দিবে অথবা কোনো গাইডলাইনসগুলোর মাধ্যমে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো! এমন সুপরামর্শ কেউ দিবে! এভাবে ভাবতে, ভাবতে দীর্ঘ সময় একটা অতিবাহিত করে ফেলেছি। এমতাবস্থায়, আ ভাবতেছি যে, আমাকে একটু যে কেউ যথার্থ পরামর্শ দিত, তাহলে এ আমি যা মনে মনে ভেবেছি এবং আ তার কাছ থেকে অ্যা ব যে পরামর্শগুলো পাবো, তার ২ টির মধ্যে একটু কম্পেয়ার করে, যেগুলো হয়তো গ্রহণ করলে আমি একটা ভালো ফল পাবো, সেই ফলাফলগুলোর উপর ভিত্তি করে আমি নিজেকে পরিচালিত করতে পারতাম। তো আপনি কি আমাকে এই বিষয়ে একটু পরামর্শ দিবেন?
জি। হুম, হুম। উম, হুম। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, কেনো নয়? কারণ আপনার কথা শুনেই মনে হচ্ছে, যে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন। তবে আপনাকে, এই যে আপনার বিষয় নিয়ে পরামর্শ দেয়ার আগে, আসলে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে, আপনি ঠিক আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন? যেটার জন্য আপনি এতটাই উদ্বিগ্ন হয়ে আছেন। আপনি যদি সেটা একটু ক্লিয়ার করে বলেন, তাহলে আমার ক্ষেত্রে পরামর্শ দেয়াটা অনেকটাই সহজ হবে আরকি।
জ্বি, আপনি যেমনটা জানতে চাইলেন। বিগত ৬ মাস ধরে আমার ওজন দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে, এই বৃদ্ধি পাওয়ার কারণটা কি? ওজন বৃদ্ধি পাওয়ার কারণে শারীরিক কিছু সু অসুবিধা দেখা দিচ্ছে। আমার নিজের মধ্যে যে সাধারণ চলাফেরা, সেটিতে অনেকটা আমি বাধাগ্রস্ত হচ্ছি। এবং ওজন বৃদ্ধি পাওয়ার পাওয়ার কারণে শরীরে আ কয়েকটি মানে ব্যাধি আমার চোখে পড়তেছে, যেগুলো হয়তো ইতিপূর্বে আমার ছিল না। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে আমার হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। এজন্যে মানসিকভাবে আমি খুব একটা উদ্বিগ্ন সময় পার করতেছি। সে বিষয়ে আমি আপনার স কাছে জানতে চাচ্ছি।
হু, হু। আচ্ছা। জ্বি। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি আ এই যে ওজন কমানোর জন্য দেখা যাচ্ছে যে, অনেক সময় অনেকে অনেক পশ পরিশ্রম করে। কিন্তু করার পর যখন দেখা যায় যে কোনো ফল দেখা যাচ্ছে না, তখন এই ধরনের হতাশা তৈরি হওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তবে আমি আপনাকে বলব যে, এটা নিয়ে অতটাও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ, কিছুটা নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করলে, আপনি আপনার এই কাজ মানে ওণ ওজনটাকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। তো, সেক্ষেত্রে শুরুতেই আপনাকে যেটা করতে হবে, শুরুতেই যে আপনি ব্যায়াম করবেন, তার জন্য কিন্তুক একটা রুটিন আপনাকে তৈরি করতে হবে। আর এই ব্যায়াম করার জন্য যে রুটিন টা তৈরি করবেন, এক্ষেত্রে এর ধরণটা হবে আপনি নিয়মিত আগে হাঁটা বা জগিং দিয়ে শুরু করতে পারেন। তো নিয়মিত রুটিনে কিন্তু এই জিনিসটা including রাখবেনই আপনি যে শুরুতে আপনি একটু হাঁটা হাঁটাহাঁটি করবেন, একটু বে বেশি পরিমাণে চেষ্টা করবেন হাঁটাহাঁটি করার জন্য। এবং কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে। যে খাবারগুলো খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে এতগুলো প্রবলেম বা এই ধরনের মেদ বেড়ে যাচ্ছে বা ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, এই ধরনের খাবারগুলোকে আপনাকে একটু পরিহার করতে হবে। আপনি শুরুতে একটা নিয়ম করে এভাবে চেষ্টা করে দেখুন, আস্তে, আস্তে দেখতে পারবেন যে, আপনার মধ্যে এইযে সমস্যাটা দেখা দিচ্ছে, সেটা আপনি অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন। তবে আপনার কাছে আমি একটা আসলে বিষয় জানতে চাচ্ছিলাম যে, আপনি আসলে কতদিন ধরে চেষ্টা করছেন এই ধরনের পরিবর্তন করার জন্য আরকি?
আচ্ছা। আচ্ছা। উ হুম। হুম। জি, আসলে মনে, মনে ভাবতেছি যে কি করবো কিভাবে আমি আমার ওজন কমাবো। চেষ্টা বলতে আপনি যেমনটি বলছিলেন তেমনটি করা হয়নি। আপনি ব্যায়ামের কথা বললেন। আ আমি অনেকটা মানে অলস প্রকৃতির লোক। আমি ঘুমোতে বেশি পছন্দ করি। যার কারণে এম সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া বা ব্যায়াম করা এটি আমার কাছে অনেকটা বিরক্তিকর বলে মনে হয়। মনে হয় যে ওর চেয়ে চুপচাপ ঘুমালেই আমি ভালো থাকবো বা ভালো লাগে। আ এই যে আপনার যে জগিং বা ব্যায়াম আ এটি যে ওজন কমাতে অ্যা অনেকটা সাহায্য করে অ্যা এটি আমি শুনেছিলাম কিন্তু এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এ এভাবে আমি কখনো ভেবে দেখিনি। তবে অ্যা আপনার কথা শুনে ভালো লাগলো যে ওজন কমাতে যে জগিং এর প্রয়োজন এটি একটি হয়তো রুলস করে অ্যা যদি আমি জগিং করার চেষ্টা করি, ব্যায়াম করার চেষ্টা করি তাহলে আমার এই সমস্যা থেকে আমি হয়তো ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবো। তবে আমি আপনার কাছ থেকে অ্যা আরো কিছু আ মানে এই বিষয়ে জানতে চাচ্ছি?
আচ্ছা। হুম, হুম। জি। আচ্ছা। জি। জি। চা না, জি। আসলে দেখুন, এই যে ওজন কমানোর জন্য যে শুধু ব্যায়ামের উপরেই আপনি নির্ভর কর নির্ভর করবেন, এটাও কিন্তু মানে কার্যকরী হবে, তেমনটা নয়। এক্ষেত্রে আপনাকে আরো অনেক কিছুই আসলে ফলো করতে হবে। বিশেষ করে ঘুম, মানসিক চাপ, এইটার উপরে কিন্তুক অনেক বড় একটা ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম আগে আপনাকে নিশ্চিত করতে হবে। যেটা আপনি বললেন, যে আপনি ঘুমোতে অনেকটা ভালোবাসেন। তবে সেই ঘুমটা একটা নির্দিষ্ট পরিমাণে হওয়াটাই সবথেকে বেটি বেশি বেটার হতে পারে, আর নির্দিষ্ট সময়। এক্ষেত্রে আপনি, চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি রাতে ঘুমানোর জন্য। তো, যখন একটা ভালো ঘুম হবে, শরীরটা অনেকটাই কিন্তুক আপনার হালকা পাতলা হবে এবং কাজের জন্য বা এই যে ব্যায়ামের যে মানসিকতাটা, সেটা আপনার উপর আসলে এসে পড়বে এবং আরেকটা জিনিস করতে পারেন, যে আপনাকে মানসিক চাপটাও কমাতে হবে। কারণ অনেক সময় হয় কি, যে মানসিক চাপ না কমলে দেখা যাচ্ছে, যে আপনি নানান চিন্তার মধ্যে দিয়েও কিন্তু মানুষের ওজন এভাবে বেড়ে যায়। তবে আপনার ওজন কমানোর ক্ষেত্রে আপনি শুরুতেই যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আগে আপনার খাদ্যাভাসটাকে পরিবর্তন করবেন। আপনার খা খাদ্যের তালিকায় যে ধরনের আসলে ফ্যাটি খাবারগুলো থাকে বা আপনি যেটা খুব বেশি পরিমিত খাচ্ছেন, সেই খাবারগুলো কিছুটা ন মানে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি চেষ্টা করবেন, সকালে ঘুম থেকে উঠে, একটা মানে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য, যেটাকে আমরা স্বাস্থ্যকর নাস্তা বলি। এক্ষেত্রে হতে পারে ১ টা ডিম, ২ টো রুটি। এটা দিয়ে আপনি নাস্তাটা চালিয়ে নিতে পারেন। দুপুরের দিকে একেবারেই কম খাওয়ার চেষ্টা করবেন এবং রাতেও একটু কম খাওয়ার চেষ্টা করবেন। মানে খাবারে যদি পরিবর্তন না নিয়ে আসতে পারেন, আর আপনি যতই ব্যায়াম করুন না কেনো, আপনার কিন্তু এই যে আপনি ওজন কমানোর ক্ষেত্রে যে বিষয়টা বলছিলেন, এটা অতটাও কার্যকারিতা আসলে একটা ভূমিকা পালন করবে না। তো আমি মনে করি, যে আগে খাবার এবং রুটিন এবং তার সাথে হালকা কিছু ব্যায়াম, এগুলো আপনাকে এর সাথে চালিয়ে যেতে হবে। তো আপনি এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন। আপনার কাছে কি মনে হচ্ছে, যে এভাবে করলে কি আপনার এই ওজন কমানোর জন্য সাহায্য হতে পারে?
আচ্ছা। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। হুম, জি আপনি যথার্থই বলেছেন। আমার খাদ্যাভ্যাসের অনেকটা পরিবর্তন আনতে হবে। তার কারণ, আমি খেতে পছন্দ করি। প্রচুর খেতে পছন্দ করি। কিন্তু আপনি যেভাবে বললেন। যে ওজন কমানোর আ অনেকগুলো মাধ্যমের মধ্যে, এ খাবারের যে বিষয়টা, এটিও ১ টি। সেক্ষেত্রে, আমার খাবারটা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তৈলাক্ত খাবারগুলো, আপনি যেমন বলছিলেন, হ্যাঁ, আমি তৈলাক্ত খাবারগুলো, আমাকে বাদ দিতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত খাবার গ্রহণ থেকে, নিজেকে বঞ্চিত রাখতে হবে। নিজেকে টেনশন মুক্ত রাখতে হবে। এই বিষয়গুলো আমি এভাবে, এর আগে ভেবে দেখিনি এবং আ আমি যদি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাই, সেক্ষেত্রেও আ আমার এ হয়তো ওজনের যে মাত্রাটা, দিন, দিন বেড়ে যাচ্ছে। নির্দিষ্ট পরিমাণে ঘুম, মানে সময় মতো ঘুমানো এবং সময়মতো উঠানো, নূন্যতম ৬ ঘন্টা ঘুম। এটি নিশ্চিত করা। এটি আমি এর আগে কখনো এভাবে ভেবে দেখিনি। আপনার এই সুন্দর পরামর্শগুলো আমার ভালো লাগলো। আপনি কি আমাকে এ বিষয়ে আরো ছ আর কিছু পরামর্শ দিতে পারবেন?
হ্যাঁ। হুম, জি। হ্যাঁ। জি। উম জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ দেখুন, এক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত প্রোটিন এবং fiber জাতীয় খাবারগুলো খেতে হবে। কারণ দেখা যাচ্ছে, যে শরীর যখন ফ্যাটি হয়ে যায়, তখন কিন্তু, এই যে প্রোটিনগুলো অনেকটা ঘাটতি হয়ে যায়। তো প্রোটিনগুলো যখন খাবেন এবং প্রোটিন খাওয়ার পাশাপাশি, আপনি দেখা যাচ্ছে যখন হালকা কিছু ব্যায়াম করবেন, যেগুলোকে আমরা workout বলি, সেক্ষেত্রে এগুলো, আপনার পেশী গঠনের জন্য খুব সাহায্য করবে এবং আপনার শরীরের যে metabolism টা থাকবে, সেটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তো এক্ষেত্রে, যে প্রোটিনের ক্ষেত্রে সেটা হতে পারে যেমন, দেখা যাচ্ছে, মাছ, মাংস, ডাল হতে পারে। তারপরে আপনি কাঠ বাদাম খেতে পারেন, এবং বিভিন্ন ধরনের যে শাক-সবজিগুলো আছে, এগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এবং বিশেষ করে আপনি চেষ্টা করবেন, আপনার খাদ্য তালিকায় আ এ ২ পিস শসার সালাদ, এবং ১ পিস লেবুর লেবুর মানে, লেবুর ফালি রাখবেন। সেটা লেবুর রসটা আর কি, নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। তবে আপনি আরও একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে, আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর, আ আপনি হালকা কুসুম গরম পানি, ১ গ্লাস গরম পানিতে, যদি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মানে ম মিশ্রিত করে, সেটা খালি পেটেই খেতে পারেন, তাহলে কিন্তু, এটা আপনার শরীরের জন্য অনেকটাই কার্যকরী একটা ভূমিকা রাখবে। এতে করে আপনার শরীরের যে, এ মানে একটা মানে হজমের যে ব্যাপারটা থাকে সকাল বেলা, পেট পরিষ্কার বা এবং শরীর যে ফ্যাটি যে ভাবটা, এটা কমাতে অনেকটাই সাহায্য করে। তবে এই বিষয়গুলো কিন্তু, ১ দিনেই বা আ খুব জলদি যে পরিবর্তন হবে, তেমনটা নয়। এটা আপনাকে বেশ কিছুদিন কন্টিনিউ করে যেতে হবে। কারণ আ কোন কিছু কিন্তু, আপনি চাইলেই যে তড়িৎ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। এর মধ্যে আপনাকেই সবথেকে বেশি সময় দিতে হবে। আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে আপনি যেটা বললেন, যে আপনি অনেকটা ঘুমুতে পছন্দ করেন। তো এই ঘুমটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনি ঘুমাবেন, কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণে, ৭ থেকে ৮ ঘন্টা, যেটা রাতে ঘুমোতে ঘুমানোর প্রয়োজন, সেটা করবেন। এভাবে যদি করে আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে, আপনি হয়তো হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে, আপনার যে ওজন কমানোর যে প্রচেষ্টা, সেই দিকে আপনি একটা সফল হতে পারেন।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। জি। হুম। জি। জি, আপনি যথার্থই বলেছেন। আপনার পরামর্শগুলো আমার গ্রহণযোগ্য। আমি আ এই বিষয়গুলোকে এভাবে কখনো ভেব ভেবে দেখিনি। আপনি যেমনটা বললেন যে সকালবেলা গরম পানির সঙ্গে হয়তো লেবু খাওয়া, আ অ্যা ব্যায়াম করা এবং আ খাদ্য অভ্যাসটার পরিবর্তন নিয়ে আসা, আ অহেতুক ফ্যাটি জাতীয় খাবারগুলো না গ্রহণ করা এবং কিছু খাবার আছে সেগুলো হয়তো একেবারে বাদ দেয়া এবং কিছু নতুন খাবার যেমন আপনি অতিরিক্ত পরিমাণে শাকসবজি খাওয়ার কথা বললেন, আমি বিষয়টা কখনো এভাবে ভেবে দেখিনি। আমি যদি একটি ছোট্ট রুটিন করে সেই রুটিন মাফিক চলার চেষ্টা করি এবং আপনার এই যে দিক নির্দেশনামূলক যেগুলো পরামর্শগুলা আপনি দিলেন সেই অনুপাতে যদি আমিই অ্যা চলতে পারি এবং আ হ নির্দিষ্ট সময় অনুপাতে ব্যায়ামটা সম্পূর্ণ করতে পারি। তাহলে আমার বর্তমানের যে দিন, দিন ওজন বৃদ্ধি হওয়ার যে একটি সমস্যা চলতেছে, সেটি হয়তো সমাধান হয়ে যাবে। এবং ওজন বৃদ্ধি হওয়ার কারণে আমার যে শারীরিক উপসর্গগুলো দেখা দিচ্ছে
জি। হ্যাঁ। জি। জি। হুম, হুম। হুম। হ্যাঁ। জি।
এর ফলে আমার পায়ের গোড়ালিতে ফাটল দেখা দিচ্ছে এবং অ্যা ওজন বৃদ্ধি হওয়ার কারণে আমো আমি মনে করতেছিলাম যে, এই সমস্যাটি হচ্ছে সেটি হয়তো ধীরে, ধীরে আ আমার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে কোন অভ্যাস তো আর একদিনে গড়ে তোলা সম্ভব নয়। আমার ক্ষেত্রেও এমনটা সম্ভব হবে না যে আপনি বললে সঙ্গে, সঙ্গে আমি পরের দিন থেকে এটি করতে পারব না। আমাকে একটু সুনির্দিষ্ট রুটিনের মাধ্যমে ধীরে, ধীরে এই অভ্যাসে পরিণত অ করতে হবে এবং অভ্যাসের মাধ্যমেই আমি আমার এই যে ওজন সেটি কমাতে পারবো। পরামর্শগুলো আমার ভালো লেগেছে। এই সুনির্দিষ্ট পরামর্শের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আচ্ছা। জি। হ্যাঁ। জি। কোন ব্যাপার না। আসলে দেখুন এই ওজন কমানোর ব্যাপারটা আসলে, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে মেক্সিমাম লোকেই কিন্তু আনফিট হয়ে আছে। তো তারা অনেক সময় মনে করে যে, হয়তোবা খাদ্যাভাসও কিছুটা পরিবর্তন বা করে আনলেও হয়তো হতে পারে। কিন্তু এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। বিশেষত আমরা দেখি যে, একটা জিনিস যে শরীরটার ওজন বাড়ানোটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। কিন্তু কমানোটাই অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। এক্ষেত্রে যেমনটি আমি বললাম যে হয়তোবা খাবার খাবারের যে ব্যাপারটা সেটা পরিবর্তন করতে হবে। বিশেষ করে আপনি কি খাচ্ছেন প্রতিদিন, এই জিনিসটার যদি আপনি একটা মানে একটা ডায়েরি করতে পারেন। যেটাকে বলা যায় আপনি কি খাচ্ছেন সেটা আপনি মনে রাখতে পারলেন। এ এর মধ্যে কয়টা আপনি প্রোটিন যুক্ত খাবার খাচ্ছেন, কয়টা আপনি ফ্যাটি যুক্ত খাবার খাচ্ছেন যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য অ্যা ক্ষতিকর। বা আপনার ফ্যাট বাড়িয়ে দিচ্ছে। এই খাবারগুলো যদি আপনি মানে ট্র্যাকিং করতে পারেন খাবারগুলোকে, এবং এই খাবারগুলোকে যদি আপনি পরিহার করতে পারেন। তাহলে দেখবেন যে, আপনি আসলে যেমনটা চাচ্ছেন আপনার শরীরটাকে গঠন করার জন্য। আপনি একটা সময় গিয়ে ঠিক সেটা করতে পারবেন। আর এটা করার জন্য যদি আমি আপনাকে বলি যে টাইমের ব্যাপারটা কতদিন লাগতে পারে। যদি আপনি সেটা এক নিয়মে একটানা করতে চান, যেট নে অ্যা তাহলে খুব কম করে হলেও আপনাকে ১২ মাস থেকে ১৮ মাসের মতো একটা সময় দিতে হবে। এই সময়টা আপনি দিলেই যে আপনি যে আপনার কাঙ্ক্ষিত যে একটা মানে, পরিবর্তন চাচ্ছেন আপনার শরীরের মধ্যে, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। এবং যখন আপনি এই ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তখন যদি মনে করেন যে না হয়ে গেছে থাক আর লাগবে না। তাহলে পুনরায় কিন্তু আপনি আবার ২ ৩ মাসের মধ্যেই আপনি আবার আগের চেহারায় ফিরে যাবেন। যেটা আপনি অতীতে যে ধরনের ফ্যাট অবস্থায় ছিলেন। তো আমার কাছে যেটা মনে হয় এই ধরনের হালকা ব্যায়াম-ট্যায়াম করে আপনি আপনার এই ওজনটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে আশা করছি আরকি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি। এই সুনির্দিষ্ট পরামর্শের জন্য, আমি আপনাকে ধন্যবাদ। হয়তো এভাবে চললে আমার ওজনটা কমে যাবে। ভালো থাকবেন।
কোন ব্যাপার না। আমিও আপনার জন্য শুভেচ্ছা, এবং শুভকামনা জানাচ্ছি। যাতে আপনি আ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, এবং বিশেষ করে ওজনটা দে কমিয়ে আনতে পারেন। আপনাকেও শুভেচ্ছা এবং শুভকামনা। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।